ও! আল্লাহ।
আব হ্যাঁ, এ, এ এমন করে এভাবে আমার অনেক সেমিস্টার আসলে পার হয়েছে। তো দেখা গেছে যে, কখনো, কখনো হয়তো ১ টা-২ টা কোর্সে আমি হয়তো পাশ করে ফেলেছি। তো এইভাবে যখন বিষয়টা চলতে থাকে, যখন আমার ৯ নাম্বার সেমিস্টার যখন চলে আসে তো আমার আশেপাশে হে হ্যাঁ
আচ্ছা। হ্যাঁ। ওফফো! একদম তো অনেক, অনেক সময় পার করে ফেলেছেন এইভাবেই। হ্যাঁ, হ্যাঁ।
অনেক সময়, অনেক সময় সেটাই। তো ৯ নাম্বার সেমিস্টার যখন চলে আসে তখন আসলে আমার আশেপাশের ফ্রেন্ড যাদের আসলে, উ মানে যারা আসলে ভালোভাবে কাজ করছিল আ তাদের, আ যাদের মধ্যে একটু কমও কমপ্লিট হয়েছে তাদেরও প্রায় ৭০-৮০ ক্রেডিটের মতো কমপ্লিট করে ফেলেছে। আর আমার ছিল মাত্র ৩৯ ক্রেডিট কমপ্লিট হয়েছে।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তখন তখন আপনার কেমন লাগতো? এইযে বন্ধুরা এগিয়ে যাচ্ছে আপনি পিছিয়ে যে, গেলেন, আপনার তখন কি রকম ফিল হতো যে, ওরা আপনার থেকে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আপনি পিছনে পড়ে থাকছেন, আপনার ভবিষ্যৎ কি হবে? এরকম কি অন্ধকার, অন্ধকার মনে হত যে, কি হবে? আমার জীবনটা কোন দিকে যাচ্ছে, দিশেহারা হয়ে যাচ্ছে এরকম কি মনে হত?
হ্যাঁ। উ সত্যি কথা বলতে তখনো আসলে এরকম আমার অনুভব হয়নি যদিও এটাই হওয়া উচিত ছিল। তো আমি, আমার আসলে হুশ ফিরে তখন যখন আসলে ইউনিভার্সিটি থেকে যখন বলা হয় যে, সামনের সেমিস্টারে যারা আরকি এরকম খারাপ রেসাল্ট করবে তাদের আসলে গার্ডিয়ান ডাকানো হবে। হ্যাঁ, তো এইটা আমার জন্য ছিল খুবই মানে <chuckles> এটাই। আ তো এইটা আমার জন্য খুবই বিপজ্জনক। বিপজ্জনক এইটা না যে, গার্ডিয়ান ডাকানো হবে, বিপজ্জনকটা এইটা ছিল যে, এইটা আমার জন্য খুবই ইনসাল্টিং ছিল। যে, এইরকম একটা বয়সে এসে আমাকে আমার গার্ডিয়ান ডাকতে হবে? এইটা কেমন একটা বিষয়, হ্যাঁ? তো এর হ্যাঁ।
আ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ও এখন তো বিপদজনক একটা পরিস্থিতি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হুম। তারপরে অভিভাবকদের কিন্তু অনেক অপমান ও করা হয় এই ধরণের আ ব্যাপারে এইযে এইসব গার্ডিয়ান কলিং হলে অভিভার ভাবকদের অনেক অপমানও করা হয়, তো তখন কেমন লাগছিলো আসলে ব্যাপারটা?
হু, হুম। আ হ্যাঁ, অনেক সময় আসলে হয়। ওইটা হয়তো ছোট লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে এরকম কিছু হয় কিনা জানি না। হয়তো বাবা-মা কে বলত যে, এরকম একটা সিচুয়েশন রেসাল্ট খারাপ। তো আ মানে এইটাই আসলে আমার জন্য খুবই আসলে ভয়ানক ছিল যে, না গার্ডিয়ান ডাকাতে হবে, তো আমার হুঁশ ফেরে। এবং আমি ওই সেমিস্টার এ আমি আমার কোর্সগুলা আসলে নেই, ৫ টা কোর্স আবারও নেই। এবং ওই সেমিস্টার এ আমি আমার আচরণ একদম পরিবর্তন করে ফেলি। এ আমি আর কখনো আড্ডা দিতাম না, ওই সেমিস্টারে আমি আড্ডা-টাড্ডা দেইনি। আমার বন্ধু-বান্ধবী আমাকে অনেক জোর করেছে, ওরা অনেক জায়গায় যাওয়ার জন্য অফার করেছে, অনেক কিছু করেছে। আমি শুধুমাত্র ক্লাস করতাম এবং আমি মনোযোগ দিয়ে আমার কাজ করতাম।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আ আচ্ছা। তখন কি একদম নিজের সাথে শপথ করে ফেলেছেন, প্রতিজ্ঞা করে ফেলেছেন? যে, যা কিছু হয়ে যাক আমি আর কোনো দিকে তাকাচ্ছি না, আমি আর কোনো দিকে যাবো না। আমি শুধু পড়াশোনা করবো এবং আমার যেই আজকের যে, দূর্গতিটা এই দূর্গতি থেকে নিজেকে একটু উঠিয়ে নিয়ে যাবো। এরকম একটা প্রতিজ্ঞা করে ফেলেছিলেন মনে, মনে?
হ্যাঁ। হুম। হুম।

হ্যাঁ, সেটা হচ্ছে হলো যে, আমার আমি যখন আসলে আমার ইউনিভার্সিটি লাইফ এ যাই হ্যাঁ? তখন আমি একটু বেশি আসলে মানে বেপরোয়া হয়ে যাই। বেপরোয়া মানে আমি বেশি দুষ্টামি করা শুরু করি। মানে ইউনিভার্সিটি লাইফ টাকে মানে একাডেমিকস এর দিকে মনোযোগ না দিয়ে, এনজয় করা শুরু করি। কারণ ছোটবেলা থেকে <chuckles>
হু। আচ্ছা। কি করতেন, ক্লাস-টাস এ ক্লাস করতেন না এরকম কিছু? <chuckles>
এ হ্যাঁ, মানে এরকম অ্যা ক্লাস চলত। আমি হয়তো ক্লাসটাকে বাঙ্ক করে, আমি হয়তো নিচে হয়তো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গিয়েছি বা আড্ডা দিচ্ছি এরকম হতো আরকি। তো আসলে ব্যাপারটা হয়েছে কি যে, ছোটবেলা থেকে একটু রেস্ট্রিকশন বা ছোটবেলা থেকে দেখা গেছে যে বলত যে, অ্যা "স্কুলটা পার করলে এরপর আর কোনো সমস্যা নেই। কলেজে তো মজাই মজা।" তো <chuckles> সেটাই।
আচ্ছা। ওহহো! আচ্ছা। আ এইটা মনে হয় সব বাবা-মাই এক এই ধরনের কথাবার্তা বলে যে, "ইউনিভার্সিটি যাও কোন সমস্যা নাই।"
হ্যাঁ, সেটাই। মানে পরের লাইফটাতে খুবই মজা। তো ও কলেজেও তাই শুনলাম। তো পরে সবকিছু শোনার পরে আসলে যখন ইউনিভার্সিটিতে গেলাম, তখন আমি দেখলাম যে, "না, এইখানে তো আসলেই মজা করার সুযোগ আছে।" কারণ স্কুলে স্যাররা বকা দিত, কলেজেও স্যাররা বকা দিত বা "এটা করো না ঐটা করো না।" ইউনিভার্সিটিতেও স্যাররা কোনো কিছু কেয়ার করে না। মানে, মানে কেয়ার করে না বলতে মানে, স্যাররা যদি, আমি ক্লাস থেকে বের হয়ে যাই, কেউ আমাকে জিজ্ঞেস করছে না। তো এই যে <chuckles> হ্যাঁ, সেটাই। তো সেই বসগিরি দেখাতে গিয়েই আমার যত বিপত্তিগুলো আসলে ঘটে। তো ঐরকম আচরণের কারণে আমি আমার একাডেমিকস এ কিন্তু ধাপে, ধাপে কিন্তু খারাপ করতে থাকি এবং খারাপ মানে সাংঘাতিক খারাপ। আমি
হ্যাঁ। এ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ, কারণ তখন তো আসলে আপনি নিজেই নিজের বস। তখন আর আপনাকে কি বলবে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই ধাপে, ধাপে যখন খারাপ করছিলেন তখন আপনার মনের মধ্যে কি চলছিল যে, "কি জবাব দিব?" পরিবারও তো অনেক সময় জেনে যায় যে, হ্যাঁ রেজাল্ট, একটা সময় পর কিন্তু জানতেই পারে। তখন আসলে কেমন ফিল করছিলেন বা ম আপনার মানসিকভাবে কেমন লাগছিল যে, রেসাল্ট খারাপ হচ্ছে? কি করছেন?
জ্বি। হুম।